তাদের প্রতিক্রিয়াও আসলে অসাধারণ ছিল সত্যিকার অর্থে। হ্যাঁ, একটা excitement না সবার মধ্যেই ছিল। যখন থেকে আমরা প্লেনে উঠলাম তখন থেকেই আসলে এক ধরনের excitement কাজ করছিল। কারণ জীবনে ১ম, বারের মতন আমরা আসলে ইউরোপ ট্রিপে যাচ্ছি। ইউরোপের কথা এত শুনেছি ইউরোপ, আমেরিকা তারা সভ্যতা সংস্কৃতি এসব জায়গাতে সবসময় লিড করে আসছে। তো তাদের আসলে সংস্কৃতিটা, তাদের প্রাকৃতিক পরিবেশগুলো এগুলো দেখার এক ধরনের নেশা আসলে ছোটবেলা থেকেই মনের মধ্যে ছিল। সেগুলো শুনতে, শুনতেই, দেখতে দেখতেই তো ইন্টারনেটে দেখতে, দেখতেই বড় হয়েছি। তো যখন আসলে সুযোগটা পেলাম, যখন ভিসা পেলাম তখন এক ধরনের excitement কাজ করেছিল। তো তারপরে ফাইনালি যখন গিয়ে ল্যান্ড করলাম ওটা আসলে এক ধরনের ন অন্য রকমের অনুভূতি। আর তারপরেও যদি ওই ইউরোপ ট্রিপ এ আসলে অনেকগুলা দেশই ভ্রমণ করার সুযোগ হয়েছিল। কিন্তু তারপরেও ওই যে সুইজারল্যান্ডের Interlaken এর কথা আসলে কখনোই ভুলতে পারি না। মানে এটা আসলে একটা অন্যরকম একটা অনুভূতি আমাদেরকে দিয়েছে। আমরা পুরা বিশ্বয়
হুম, হুম। উহু। হু। এক্সাক্টলি। কেমন? হু। হু। অনুভূতি আছে। উহু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। অনুভূতির তা তো বললেন, যে অনেক বেশি বিষয়কর ছিল। তো সেক্ষেত্রে আপনারা আসলে কী, কী, বিষয় অ অনুধাবন করেছিলেন বা এক্সপেরিয়েন্স করেছিলেন যেটা আসলে সবচেয়ে বেশি মনে থাকছে?
উহু। দেখুন আমি কিছু জিনিসপত্রের কথা এখানে আসলে আপনি চমৎকার একটা প্রশ্ন করলেন। যে কোন, কোন, বিষয়গুলো কোন একটা specific বিষয়ের কথা আসলে আমি এখানে বলতে পারব না। বেশ কিছু জিনিসপত্র আমার কাছে আসলে ভালো লেগেছিল। তো ধরুন আমি যদি বলতে চাই, সেখানে ধরুন আমরা ওই যখন সুইজারল্যান্ডে গিয়ে পৌঁছালাম। তখনই তো আসলে ধরুন আশেপাশের যে সৌন্দর্য যে একটা সবুজের আভা, সবুজের যে একটা আবরণ সেখানে আসলে বেছানো হয়েছে। হ্যাঁ? ধরুন দূরে, দূরে, ওই যে একটু অ্যা থাকে না যে আমরা সিনেমা-টিনেমাতে যেরকম দেখি। যে ২ তালা হয়তো একটা বাড়ি উপর দিয়ে চালার মতন করে একটু ডিসট্যান্স এ, ডিসট্যান্স এ, বেশ কিছু বাড়ি আছে। অ্যা <sniffs> আর আশেপাশে হচ্ছে পুরোটা সবুজ। হ্যাঁ? তো এই যে বিষয়টা এটা দেখতে, দেখতেই, কিন্তু আমরা সুইজারল্যান্ড এর ভিতরে ঢুকি। ফাইনালি গিয়ে আমরা <sniffs> যে হোটেলটা আসলে সিলেক্ট করি। যে হোটেল বা যে বাড়িটা আসলে আমরা থাকার জন্য সিলেক্ট করেছিলাম। সেটা দেখার পরে আমাদের তো আরো মাথা নষ্ট করার মতন অবস্থা ছিল। বাসাটা ছিল ২ তালাতে <chuckles> হ্যাঁ, অ্যা বাসাটা ছিল ২ তালাতে আমরা একতে ২ তালাতেই ছিলাম। তো ওখানকার যে arrangement বলেন, যে ট্রেনের যে সিস্টেমের কথা বলেন, ট্রেন অ্যা মানে আপনি ১ বার একটা টিকেট কাটবেন সেটা আমরা ৩ দিন ছিলাম সেখানে। ৩ দিনের জন্য একটা টিকেটেই আমরা যেখানেই যাই না কেন যতবার যাই না কেন। <sniffs> সেটা আমাদের জন্য ওই এক টিকেটেই সবকিছু উ ব্লক করা ছিল। তো ঐখানকার ট্রেনের যে সিস্টেম গুলা এগুলো যদিও বা man made কিন্তু তারপরে আমরা গিয়েছিলাম টপ ওফ ইউরোপ নামে একটা জায়গা আছে। মানে ইউরোপের সবচাইতে উঁচু জায়গা যে জায়গাটা, সেটার মধ্যে আশেপাশে চারদিকে শুধু বরফ আর বরফ। <sniffs> এই যে কিছুক্ষণ আমি সবুজ দেখছি। আবার কিছুক্ষণ পরে আমি যখন টপ ওফ ইউরোপ জ্যাপে যে গেলাম, তখন আশেপাশে শুধু বরফ ছাড়া আমি আর কোন কিছু দেখতে পাচ্ছি না। সাদা এবং সবুজের মিলেমিশে একটা যে একটা অ অপরূপ সৌন্দর্য আমরা দেখছিলাম। আমরা পুরো অভিভূত ছিলাম সত্যি কথা বলতে এবং আমরা ভুলতে পারি না সেই স্মৃতির কথাটা আসলে।
আচ্ছা। হু, হু। উহু। আচ্ছা। হ্যাঁ। হু, হু। বাহ! উহু। উহু বাহ! বেশ অসাধারণ কিন্তু। হ্যাঁ। হু, হু। উহু। আচ্ছা। আচ্ছা। উহু। হু। বুঝতে পেরেছি। হুম। হু, হু।